আমি অবশ্যই আপনার সাথে একমত। আমাদের কিন্তু এই কমিউনিটি টা খুবই বড়। দেখা যায় যে এখানে অনেক ধরনের মানুষ রয়েছে। আমি যদি একটু বলি সবসময় কিন্তু আমাদের ভালো বন্ধু হয় না এই গেমিং কমিউনিটি তে। দেখা যায় অনেক ধরনের টক্সিক মানুষের সাথেও কিন্তু আমরা পরিচিত হই। সেইক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় যারা একটু মানে খুব বেশি একটা ঝগড়া করতে পছন্দ করে না, বা কারোর সাথে ঐরকম ভাবে কথা বলতে পছন্দ করে না। তখন কিন্তু তারা এই মানুষটির সাথে যখন তাদের কথা হয়, তখন কিন্তু তারা খুবই ডিমোটিভেটেড হয়ে যায় এবং
আচ্ছা। জি। হুম। হুম। জি। হু, হু। হুম অবশ্যই। হুম। হুম।
গেম খেলতে তাদের আর ঐরকম ইচ্ছে করে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের উচিত আমাদের কমিউনিটিতে এই ধরনের যে মানুষগুলি রয়েছে তাদেরকে বর্জন করা। যদিও পুরোপুরি বর্জন করা সম্ভব নয়, তবে আমাদের চেষ্টা করতে হবে। এই ধরনের মানুষ কিন্তু আমাদের গেমিং কমিউনিটি টাকে খারাপ করছে। এবং যার ফলে অনেকেরই আগ্রহ কমে যাচ্ছে।
আচ্ছা। হু, হু। হুম। হ্যাঁ, এ বিষয়ে আমিও আপনার সাথে একমত। যেমনটা আ অ্যা টক্সিসি টক্সিসিটির বিষয়টা বললেন। অনেকেই আছে কিন্তু টক্সিসিটি করে বেড়ায়। যার কারণে অনেক সময় দেখা যায় আমরা আ যেহেতু গেম, গেম একটি virtual আ আ জগৎ বলতে গেলে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের মন মেজাজও অনেক সময় খারাপ থাকে। সেই ক্ষেত্রে অ্যা এইসব টক্সিক পারসন দের জন্য এবং গেমে অনেক সময় আসতে মনে চায় না। তো সেইক্ষেত্রে খারাপ দিকও রয়েছে। কিন্তু আমরা যদি বন্ধুদের সাথে খেলি, সেইক্ষেত্রে কিন্তু আমাদের এই টক্সিসিটির আ শিকার হওয়ার চান্স টা কিন্তু খুবই কম হয়ে থাকে। তো সে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আ বন্ধুত্ব কিন্তু আমাদের অ্যা বন্ধুত্ব কিন্তু গেমিং কমিউনিটি তে আমাদের খুবই হেল্প করে। এবং কি? গেমিং কিন্তু মানসিকভাবে খুবই সাহায্য করে আমাদের দৈনন্দিন জীবন যাপন করতে। তো আহ আমি যদি বলি
জি। জি। জি, জি। জি, জি। অবশ্যই। জি। জি। অবশ্যই, অবশ্যই।